আচ্ছা। পরিণতির কথা আমার যেটা মনে হয় যে আসলে আ এখন যদি এই যে, digital detox এর দিকে না যাওয়া যায়, আমরা কিন্তু অ অ বিশেষ করে দেখা যাচ্ছে নতুন প্রজন্ম এর যারা আসছে বা বর্তমান প্রজন্মের আমরা যারা আছি, তারা কিন্তু অনেকটাই এই যে দেখা যাবে যে virtual life টার উপর বেশি নির্ভরশীল হয়ে যাব। কারণ আমি একটা ব্যাপার কিন্তু খেয়াল করে দেখেছি যে আ অনেকদিন আমার একটা বন্ধু সে কিন্তু দেখা যাচ্ছে আ Facebook এ খুব অ্যাক্টিভ এবং তার প্রচুর বন্ধু, সবার সাথে কথা বলে, তার প্রচুর আ ফ্যান ফলোয়ার। কিন্তু বাস্তব জীবনে কিন্তু সে খুব একা হয়ে গেছে। এখন দেখেন আ যে একজন মানুষ বাস্তবিক অর্থে একা, কিন্তু সে কিন্তু তার আ যে ইন্টারনেটে তার যে জীবনটা সেই জীবনটা কিন্তু উপভোগ করছে। কিন্তু সমস্যাটা তখন যখন আসলে ইন্টারনেটের বাইরে সে দেখা যাচ্ছে, যেতে চাচ্ছে বা তার হ হ্যাঁ, সেখানে কিন্তু সে
জি, জি। হু, হু। আচ্ছা, আচ্ছা। জি, জি। এই উম যে রিয়েল লাইফ এর যে ব্যাপারতা, তো সেখানে যখন সে interact করতে চাচ্ছে, একটু বন্ধুত্ব করতে চাচ্ছে, সেখানে সে পারছে না।
হুম। পারছে না এবং সে কিন্তু আসলে অনেকটা গুটিয়ে যাচ্ছে। তো আ সেক্ষেত্রে আমরা কিন্তু চেষ্টা করেছি বন্ধুরা মিলে তাকে আসলে আরো বেশি বন্ধুদের মাঝে রাখার বা তার সঙ্গে আসলে আ কোনো এক্টিভিটিস এ যাওয়ার ঘুরতে যাওয়ার, তো অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে। তো সেটা থেকেই আমার মনে হয় যে আসলে আমাদের সবার না এখন একটু বিরতি নেওয়া উচিত। বিশেষ করে যখন সবকিছুই এখন এই যে ডিভাইস কেন্দ্রিক হয়ে গেছে যে এবং সবাই যে একটা এ লাইফ দেখানোর জন্য আসলে ব্যস্ত হয়ে পড়েছে। তখন কিন্তু আসলে নিজের জীবনটা উপভোগ করাটা মানুষ ভুলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সবারই একটু বিশ্রাম নেওয়া দরকার। হ্যাঁ।
হুম, হুম। জি, জি। এটা কিন্তু আসলে ঠিক বলেছেন। কিন্তু আপনি এই যেটা বলছিলেন যে digital detox এর যে ব্যাপারটা বা হয়তো একটু ব্রেক নেয়া দরকার সবার। এই জিনিসটা কিভাবে করা সম্ভব বলে আপনার মনে হয় বা এটা কিভাবে করা উচিত বা মানুষজনকে সতর্কটা কিভাবে করা দরকার?
আচ্ছা।